না, এখন মনে হচ্ছে না ব্যাপারটা তারা আসলে বুঝছে। কারণ এর আগে তাদের ভয় এবং তাদের একটা ধারণা ছিল যে অফিসে গিয়ে চাকরি করাটা তো একটা সম্মানের বিষয়। স্বাভাবিক তারা আসলে। মানে যে সমাজে বলতে পারছে যে আমার মেয়ে অফিসে যায়। আমার মেয়ে এই স্বাভাবিক। তো প্রত্যেক বাবা-মা এটাই যায়। তো তাদের জন্য তখন ব্যাপারটা একটু অদ্ভুত ছিল যে মেয়ে ঘরে বসে আছে, কি করছে এটা। কিন্তু এখন দেখি যে না তারা আত্মীয়স্বজন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, horrible তো কিন্তু এখন পরিবর্তনটা আমি দেখি যে এখন আত্মীয়স্বজন বা হয় না যে পাড়া-প্রতিবেশীকে বলে যে, "আমার মেয়ে তো এতটাই প্রতিভা আছে, সে ঘরে বসেই আসলে কাজ করতে পারে।" অত জি ব্যাপারে। তো ব্যাপারটা বেশ মজা লাগে যে আসলে তাদের ধারণাটা বদ বদলিয়েছে কারণ বদলানোটা দরকার আসলে এই ব্যাপারে।
হুম, একদমই ঠিক। <chuckles> <chuckles> একদমই ঠিক। আসলে পাড়া-প্রতিবেশীরা তো আসলে বুঝবেন না যে তারা বুঝবেন যে ঘরের মধ্যেই আছে সারাক্ষণ। <chuckles> বাহ! বেশ চমৎকার। একদমই ঠিক। একদমই ঠিক। অবশ্যই ঠিকই বলেছেন। তো এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনেকে কিন্তু আসলে নিরাপত্তা নিয়ে কিন্তু বেশ আসলে চিন্তিত হয়ে যান। হ্যাঁ? এবং উম অনেকে বলেন যে এটা চিন্তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। হ্যাঁ? তো আপনার কাছে কি মনে হয় যে, আর্থিক নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে চাকরি পরিবর্তনের আগে কি ধরনের সতর্কতা থাকা উচিত?
জি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। না, এটা অবশ্যই প্রত্যেকটা আ মানে হয় না যে পদে, পদে সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ চাকরি ছেড়ে দেওয়াটা কিন্তু বড় একটা সিদ্ধান্ত। বা পরিবর্তন করাটা। তো এক্ষেত্রে আসলে আমি আ হয় না যে চাকরি পরিবর্তনের পরে একটা মানুষ কোন কোথা থেকে আসলে আয় করবে বা তার চাকরি বা ব্যবসা কোথায় নিবে ওটা আগে ঠিক করতে হবে। আমি ব্যাকআপ প্ল্যান কিছু একটা না রেখে যদি আমি আগেই ছেড়ে দিই, তাহলে কিন্তু হবে না। আগে আসলে সবকিছু ঠিক করে নিতে হবে বা আমার দেখতে হবে যে আমার কি স্কিল। যখন আমি রিমোট জবের ক্ষেত্রে ভাবলাম তখন আমি দেখলাম যে আমার কি স্কিল আছে। রিমোট জবে আমি আসলে কি করতে পারি বা আদৌ কি আমার কাজ করার জায়গা আছে কিনা? যখন এই সবকিছুর মধ্যে আমি ১০০% শিওর হলাম। তখন গিয়ে আসলে আমি ভাবলাম না আমি চাকরিটা ছাড়ব। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারটা সবসময় মাথায় রাখা উচিত যে ব্যাকআপ প্ল্যান যাতে থাকুক এবং একটা আর্থিক সাপোর্ট হয় না যে আ কিছু টাকা আমার কাছে আছে। একদম ০ থেকে আসলে করা উচিত না। কিছু টাকা আমার কাছে জমা আছে। যাতে আমি যতদিন কাজ পাচ্ছি না বা কাজে আসলে অ্যাডজাস্ট হচ্ছে ততদিন এই টাকাটা দিয়ে আমি চলতে পারব বা আমার পরিবার চলতে পারবে। এভাবে রা রাখা উচিত।
একদমই তাই। ঠিকই বলেছেন। হুম, একদমই ঠিক। বাহ! বেশ চমৎকার। হু, একদমই ঠিক। বাহ! বেশ চমৎকার।

আসলে তাদের এই ব্যাপারটাতে একটু স্বাভাবিক হতে আ ২ ৩ মাস সময় লেগেছিল। তারা আসলে ২ ৩ মাস হয় লা যে এবং ধরেন ১ম চাকরি ছাড়লাম তখন আসলে একটু নিজেকে একটু ব্রেক দিতে চাচ্ছিলাম যে একটু ঘুমাই বেশিক্ষণ। তো ওই সময়টা আসলে আরো বিপদ ছিল। তো প্রতিদিন দেখলাম যে সকালে উঠার পর মা মা বলছে যে, "হ্যাঁ এটার জন্য তো চাকরিটা ছাড়লা। মানুষ চাকরি পায় না, তুমি চাকরি ছেড়ে ঘুমাচ্ছ আরকি।" তো ব্যাপারটা এরকম ধীরে, ধীরে ধি হ্যাঁ, তো এটা মোটামুটি একদম ছিল। তো এরপর যখন ধীরে, ধীরে আমি আমার কাজ শুরু করলাম। তো তখন থাকে না যে নিজের মতো করে কাজ করব। এটার জন্যই তো আসলে চাকরিটা ছাড়া ছিল। তো আমার হতো কি যে আমি রাতে বসে চা আমি রাতে বসে আসলে কাজ করতাম আমার। আমার কোনো টাইম টেবল নাই। ১ম ১ম তো ব্যাপারটা এরকম যে না। স্বাধীনতাটা উপভোগ করি। তো আমার বেশিরভাগ ক্ষেত্রে আমি হত আমি রাতের বেলা বেশি কাজ করতাম। তো রাতে যখন কাজ করতাম স্বাভাবিক। সকালে তো আসলে দেরিতে ওঠা হয়। কিন্তু মা বা পরিবারে কেউ তো সেটা বুঝছে না। তাদের কথা যে, "হ্যাঁ রাতে বসে মোবাইল চালাও। আ সিনেমা দেখো। তাই এখন সকাল বেলা ঘুমাও।" আমি তো তাদেরকে বোঝাতে পারছি না যে আমি আসলে কাজ করছি। আর হয় না যে সারাদিন স্ক্রিন এর সামনে বসে থাকতে হচ্ছে যেহেতু। আগে হত কি অফিসেও তো একই কাজই করতাম। স্ক্রিনের সামনে বসে থাকি। তো তারা তো সেটা দেখত না। তো তাদের বাসায় তো তারা দেখে বলছে যে, "হ্যাঁ সারাদিন ল্যাপটপে বসে আসলে কত টাকা কামায় ফেলতেছে।" এরকম একটা অবস্থা। তো পরে যখন আসলে ৩ ৪ মাস গেল
হুম, একদমই ঠিক। হুম, একদমই ঠিক। <chuckles> মানে ওই যে একটু ঘ্যান, ঘ্যান প্যান, প্যান মানে ঘরের মধ্যে ওইরকম চলতেই থাকে। <chuckles> হুম, একদমই ঠিক। <chuckles> একদমই ঠিক। একদমই ঠিক। মানে তাদের কাছে মনে হয় যে আসলে এইযে স্ক্রিনের সামনে বসে থাকা মানে হয়তো স্ক্রিন এ বসে হয়তো মুভি দেখছে, হ্যাঁ? বা হয়তো কম্পিউটারে গেম খেলছে, হ্যাঁ? বা সোশ্যাল মিডিয়াতে আছে। সময় নষ্ট করছে তারা হয়তো এরকম ভেবে নেয়, হ্যাঁ? আ তবে ওইযে অফিসের যে ব্যাপারটা অফিসে গিয়ে মনে হয় আসলে মনে হয় ঘুমালোও মনে হয় তারা মনে করবে যে না কত মনে হয় কাজ করছে। তাই না? <chuckles>
হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে, হু। আ হ্যাঁ। এহ এটা ঠিক, এটা একদম ঠিক বলেছেন। এই জিনিসটা তো এই ক্ষেত্রে আসলে যখন ২ ৩ মাস গেল, যখন আসলে হয় না যে টাকা আসা শুরু করল। তাদের জন্য আসলে হয় কি যে পরিবার আসলে টাকাটা দেখে। এবং হয় না যে চাকরিতে যাচ্ছ মানে যাচ্ছ তো টাকার কারণে। তাদের জন্য আসলে মানসিক শান্তি বা এইযে ব্যাপার আমি যে চাকরি করছি ওটার বদলে যাবে ওটা সমান হিসেবে আমি টাকা পাচ্ছি কিনা এটা কিন্তু তাদের দেখার বিষয় হয় না। তো যখন আসলে দেখছে যে না টাকা আসছে তখন তারা ধীরে, ধীরে বিশ্বাস করা শুরু করলো যে আচ্ছা না। কিছু তো কিছু একটা করছে যেটার কারণে টাকা আসছে।
একদম ঠিক। হুম, একদমই ঠিক। <chuckles> আচ্ছা এইযে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? যখন একজন ব্যক্তিটি বিয়েজ বিয়ে-টিয়ে করে ফেলেন, হ্যাঁ? আ তখন তো দেখা যায় যে তার পরিবার তো আরো বড় হয়ে যায়। হ্যাঁ? তখন শুধু বাবা-মাই না। হয়তো নতুন আরেকজন কেউ হয়তো তার সাথে, সাথে হয়তো যুক্ত হয় যে হ্যাঁ কেনো ছাড়ছো? কেনো ছাড়বে? তো সেই ক্ষেত্রে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন যে তখন বিষয়টা কি আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়?
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উ হ্যাঁ।